না ব্যাপারটা আসলে তারা পুরোপুরি স্বাচ্ছন্দ্যের সাথে করতে পারছে না। কারণ হয় না যে, একটা বয়সের পর শেখার, ব্যাপারটা তেমন একটা হয়ে উঠে না। কিছুটা বা পারছে, বা তাদের কাছে না এখনো সামনাসামনি বসে কথা বলা বা বাসায় এসে তাকে আসলে হয় না যে, অতিথি আপ্যায়ন করে তার সাথে খোঁজ খবর নেওয়া। ব্যাপারটা তাদের মধ্যে রয়ে গেছে। তারা ওটাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। ও ভিডিও কল বা কল আসবে তাদেরকে তেমন একটা হয় না যে, অনুভূতিটা দেয় না। আমরা হয় কি যে, কেউ দূরে থাকলে আমরা ভিডিও কল দিয়ে আসলে মনকে সান্ত্বনা দিয়ে দিই। যে, তাকে তো দেখলাম। তো বয়স যারা আছে তাদের না ওই জিনিসটা আসে না। তাদের বলছে না আমার সামনে যতক্ষণ আসছে না আসলে তাহলে কি আর তাকে দেখা হল। হা ব্যাপারটা এরকম হয়ে যায়।
হ্যাঁ। হ্যাঁ। বাহ! হুম, হুম। হ্যাঁ, রাইট। আচ্ছা, আচ্ছা মানে তাদের ভিতরে তাইলে এখনো সেই যে, আগের যে, আবেগটা বা তারা হচ্ছে যে, সামনাসামনি বা ওইরকম যে, একটা দেখায় তারা অভ্যস্ত সেটা, সেটা থেকে আসলে তারা বের হতে পারছে না। তো সেক্ষেত্রে কি মানে একটা গ্যাপ তৈরি হয়ে যায় না অনেক সময়? যে, ধরেন পরিবারে এরকম সিদ্ধান্ত হয় অনেক সময়। যে, ধরেন আপনার দাদীর কথা বলছিলেন, অনেক সময় দেখা যাচ্ছে হয়তো বাসার যে, মুরুব্বিরা আছে তারা বলছে যে, এই মানে আমরা গ্রামের বাড়িতে গিয়ে দেখে আসি। আর আপনি বলছেন যে, না আমি একটু ভিডিও কলে দেখলাম। এরকম মানে এ্যা সিদ্ধান্ত নিতে কি কখনো একটু দোটানো হয় কিনা বা মতের ভিন্নতা হয় কিনা? সিদ্ধান্ত নিতে ২ জেনারেশন বা ৩ জেনারেশন এর ক্ষেত্রে।
আবেগ টা রয়ে গেছে। হুম। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। <chuckles> হ্যাঁ, এই জিনিসটা তো হয়। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু হয়। বেশিরভাগ ক্ষেত্রে যে, বাবা-মা চায় যে, ছুটির দিন টা তে গ্রামের বাড়ি যাই। দা দাদুর সাথে দেখা করি। ওখানে আত্মীয়-স্বজনের সাথে দেখা করি। তো আমার হয় কি আমি বলি যে, পুরো সপ্তাহ অফিস করি, একটা দিন বন্ধ থাকে আমি ঘুমাই দাদুকে তো প্রতিদিন আমি ভিডিও কল এ দেখি। তোমরা গিয়ে আবার একটা দরকার হলে ভিডিও কল দিয়ে দিও আমি দেখে নিবো ব্যাপারটা এরকম হয়। আমি তো বা ভিডিও কল এর কথা বলে। মাঝে, মাঝে, আমি বলি যে, আচ্ছা ঠিক আছে চল দেখে আসি। কিন্তু আমার ছোট ভাই বোনের ক্ষেত্রে দেখেছি না ওদের মধ্যে হচ্ছে প্রতিদিন তো কথা বলতেছি। আমরা গেলে কি তার অ আ আমি আমার ক্ষেত্রে হয় কি যে, সে অসুস্থ হলে আমি যেতে চাই। আমি একদম যতই ব্যস্ত থাকুক না কেন আমি গিয়ে তাকে স সশরীরে দেখে আসি। তো আমার ভাই বোনের ক্ষেত্রে বোলঅ ও ওদের, ওদের অন্যরকম চিন্তা। ওরা বলে যে, তার এখন ডাক্তার দরকার। আমরা গেলে তো হবে না। আমরা গেলে কি সে সুস্থ হয়ে যাবে? ফোনে কথা বললে হয়ে যাবে।
হ্যাঁ। আচ্ছা। <chuckles> আচ্ছা, আচ্ছা আচ্ছা। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা হ্যাঁ, এটা কি মানে জেনজেট, জেনজেট টাইপের বা হচ্ছে ওদের হ্যাঁ। রাইট।
অ্যা একদম। মানে ওদের ক্ষেত্রেও লজিক ওটা, এ্যাঁ যে, আমি গেলে তো মনে হয় লাভ হবে না।
রাইট ফ্রেন্ড হ্যাঁ, না তাদের হচ্ছে লজিকের লজিক, এর জায়গা থেকে যদি চিন্তা করা হয় তাহলে তাদের কিন্তু ভুল, ভুল, দেখা মানে বলা যায় না আরকি। কিন্তু তারপরেও আসলে যে, মানবিকতার যে, বিষয়টা থাকে বা আন্তরিকতার যে, বিষয়টা থাকে, এখন সেটা কি একটু কমে যাচ্ছে কিনা? যেমন দেখেন এ্যাঁ আপনার আ প্যারেন্টস এর কথা যদি বলেন, তারা চাচ্ছে গ্রামে গিয়ে দেখতে। হ্যাঁ? আপনি চাচ্ছেন ভিডিও করে দেখতে বা তাকে দেখেন বা সে যদি অসুস্থ হয় সেক্ষেত্রে আপনি যাবেন। যেকোন মূল্যে। আবার আপনার ছোট যারা আছে তারা কিন্তু বলছে যে, না আমি গেলে লাভ কি ডাক্তারি তো দেখছে। তাহলে দেখা যাচ্ছে মানে এই, এই, যে, ডিসিশন এর যে, একটা গ্যাপ হচ্ছে এটা কি আ মানে পরবর্তীতে আরো বড় হতে পারে বা এ্যাঁ এই যে, ধরেন এ্যাঁ একটা অসামঞ্জস্যতার ব্যাপার সিদ্ধান্তের ক্ষেত্রে নিশ্চয়ই সেটা যার, যার, জায়গা থেকে উ যথেষ্ট বা যথোপযুক্ত কারণ আছে। তো এটা কি ভবিষ্যতে আরো বাড়তে পারে মনে হয় যে, প্রযুক্তির উৎকর্ষতার সাথে, সাথে?
হ্যাঁ, এটা কিন্তু ঠিক। হুম। জ্বী। এইটাই। হুম।